আচ্ছা, দৈনন্দিন জীবনে তো এখন অনেক ব্যস্ততা থেকে থাকে। অনেক মানুষ যান্ত্রিকভাবে আসলে এতই ব্যস্ত হয়ে পড়ে যে, আতা শরীর চর্চাটা করা হয় না বা হাঁটা চলা করা হয় না। তা আপনি কিভাবে আপে না নিয়মিত হাট হাঁটেন? বা ব্যায়াম করে থাকেন? যদি একটু বলতেন।
অবশ্যই। দেখেন আমার জন্য হাঁটাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আসলে যখন আমি হ্যাঁ। অ অবশ্যই, অবশ্যই। দেখেন আমিও কিন্তু একটা সময় আসলে কোনো ধরনের কোনো শরীরচর্চা ও করতাম না বা এইযে কোন ব্যায়াম বলেন হাঁটা বলেন, আসলে এগুলোর প্রতি আমার খুব একটা আগ্রহ ছিল না। তবে একটা সময় যেটা হলো, যে আমি কিন্তু দেখলাম যে আস্তে, আস্তে আমার ওজনটা বেড়ে যাচ্ছে। বিশেষ করে আমি খুব অল্পতেই
তাই নাকি? এটা কি খুব মজার? <scoffs> ও এটা কি অনেক বেড়ে গিয়েছিল?
আ হ্যাঁ অনেক বেড়ে গিয়েছিল। বিশেষ করে আমার আ এইযে আ যেটা বলে যে Body Mass Index, তো সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে আমার প্রায় আ ১৫ কেজি বা ১৬ কেজির মত ওজন বেশি ছিল। তো এই ব্যাপারটা না আসলে হ্যাঁ অনেক ছিল এবং এই ব্যাপারটা আমি আসলে ১ম দিকে বুঝতে পারিনি যে এর জন্য কোনো সমস্যা হবে। তবে যখন এই যে ভার্সিটির পড়াটা শেষ হলো এবং কর্মজীবনে গেলাম তখন কিন্তু বুঝতে পারলাম যে আসলে আমি খুব অল্পতেই ক্লান্ত হয়ে যাচ্ছি, বিশেষ করে খুব কঠিন একটা কাজ করতাম আমাকে অনেক জায়গায় যেতে হতো, তো এই যে হাঁটা, চলা, যাওয়া সিঁড়ি দিয়ে ওঠা, তো এই করতে যেয়ে দেখলাম কিন্তু আমি অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। বিশেষ করে আমি খুবই ক্লান্ত হয়ে যেতাম এবং আমার কাছে মনে হত যে আসলে শক্তিটা আমি পাচ্ছি না। তো এইরকম একটা সময় তখন কিন্তু আমি একটু সবার সাথে কথা বললাম এবং আমি নিজেও একটু ইন্টারনেটে ঘাঁটাঘাঁটি করলাম, যে আসলে কিভাবে আ মানে শক্তিটা বাড়ানো যায়। তো আমি আসলে সব পড়ার পরে একটা জিনিস বুঝলাম যে আসলে আ খাওয়া-দাওয়া যেমন ঠিক করতে হবে কিন্তু তার পাশাপাশি পরিশ্রমটা করতে হবে এবং সেটা শা শরীরচর্চা হতে পারে
ও এটা তো অনেক ছিল। এটা তো খুব কষ্ট হয়ে যাচ্ছিল বোধহয় আপনার। জি আপনি খুব ভালো জিনিস আস আ আ যে বের করতে পেরেছেন নতুবা তো আপনার জীবনের ক্ষেত্রে এটা অনেক ক কঠিন হয়ে যেত। যেহেতু আপনি বললেন যে সিঁড়িতে উঠতে উঠানামা করতেও কষ্ট হতো এবং ওজন অনেক বেড়ে গিয়েছিলো। আপনি অনেক মোটা হয়ে গিয়েছিলেন এবং সাথে, সাথে হচ্ছে হলো আপনার অন্যান্য কাজ-বাজ করতে একটু কঠিন কাজ থেকে শুরু করে আ কষ্ট হত। এ দেখা যেত যে পরে যে দেখা যেত সাধারণ কাজ করতেও আপনার কষ্ট হচ্ছে। তা এই থেকে উত্তরণের জন্য কি হাঁটা শু শুধু হাঁটাই শুরু করেছিলেন? নাকি অন্যান্য ও অন্য কিছু ব্যায়ামও করেছিলেন?
হুম। একদম। অনেক কষ্ট হত। হ্যাঁ। একদম। আচ্ছা। আচ্ছা, শুরুতে কিন্তু আমার শুধুমাত্র হাঁটা দিয়েই শুরু। কারণ আমি একটা ব্যাপার চিন্তা করেছিলাম কি? যেহেতু সময়েরও একটা স্বল্পতা আছে এবং আসলে কোনদিন এরকম হ্যাঁ। অ্যা কে কোনোদিন যেহেতু আসলে এই ধরনের ব্যায়াম বা শরীরচর্চা করিনি, তো শুরুটা তো কোথাও থেকে করতে হবে। তো আমি কিন্তু আসলে নিয়মিত হাঁটা শুরু করলাম। এবং দেখা যাচ্ছে যে শুরুর দিকে কিন্তু আমার খুবই কষ্ট হত। বিশেষ করে একদম ১ম, ১ম যখন হাঁটা শুরু করেছি, তখন দেখা যায় যে আমি আধা ঘন্টা হাঁটার পরে, আমি কিন্তু খুব ক্লান্ত হয়ে যেতাম বা আসলে যদি একটু দৌড়ানোর চেষ্টা করি
হ্যাঁ, সময় স্বল্পতা তো এখন থেকে থাকে। এই গ্যা এই শরীর কি ব্যথা হত নাকি এই সময়?
আ ১ম দিকে কিন্তু ব্যাথা হয়েছে। বিশেষ করে একটু হাঁটার পরেই কিন্তু ব্যথা হয়ে যেত। তবে আমি কিন্তু যে ব্যাপারটা চিন্তা করলাম যে না, এই কাজটা আমাকে করতেই হবে এবং নিজেকে ভালো রাখতে গেলে বা ভালো থাকতে গেলে আমাকে কিন্তু হাঁটতে হবে। তো এইটা চিন্তা করি হ্যাঁ, হ্যাঁ তো এইটা চিন্তা করেই কিন্তু আসলে আমি আ ১মে হাঁটা শুরু করলাম এবং দেখা যাচ্ছে যে আসলে আমার ১ম এ ব এ খুব কষ্ট হত, বিশেষ করে আধা ঘন্টা আমি এ দেখা যাচ্ছে যে আধা ঘন্টা হেঁটেছি বা ১ ঘন্টা হেঁটেছি কিন্তু, সেক্ষেত্রে আমার হাঁটার পরিমাণ মাত্র আ ৫ কিলোমিটার বা কখনো দেখা যায় যে আসলে তারও কম ছিল এবং শুরুর দিকে একটু দৌড়ানোর চেষ্টা করতাম হ্যাঁ?
খুব ভালো একটা কাজ করেছেন। <chuckles> আচ্ছা, এর ভিতরে একটু জানতে চাই এ আ আচ্ছা এর ভিতরে একটু জানতে ইচ্ছে করছে আপনার কাছে, যে এই তো হাট হাঁটতেন, তা হাঁটার সময় তো অনেক কষ্ট হতো এবং দেখা যাচ্ছে যে আপনি আপনাকে আমি জিজ্ঞাসাও করেছিলাম, আপনাকে জিজ্ঞাসাও করেছিলাম যে, "আপনার ব আ গ্যা শরীর ব্যথা হত কিনা?" আপনি বললেন, "ব্যাথা হতো।" তা এর পরবর্তী স এ দ জ ১ দিন তো এরকম হলো, তার পরবর্তী দিনে যখন যেতে যেতে যেতেন তখন কি মন চেত? নাকি অনেকটা নিজের ইচ্ছা জোরে যেতে যেতে যেতেন আরকি?
হুম। আচ্ছা। আচ্ছা, এটা অবশ্যই একদম নিজের ইচ্ছার জোরে যেতাম। মনও চাইত বা আসলে শরীর কিন্তু অনেক সময় মনে হত যে না আমাকে দিয়ে হবে না। বিশেষ করে যখন একদম শুরুর দিকে হাঁটা শুরু করেছি, আমার মনে হত যে আর পারছি না বা হ্যাঁ। আর যাওয়া যাবে না। একদম খুবই ক্লান্ত লাগত। তবে আমি একটা জিনিস করতাম কী? যে ১ম দিকে যখন এরকম ক্লান্ত হয়ে যাচ্ছি, তখন আমি হাঁটার গতি কিন্তু খুবই কমিয়ে দিতাম। যে দেখা যাচ্ছে যে আগে যখন ১০ পা হাঁটতাম, সেখানে আমি ৫ পা হাঁটছি। তবে আমি কিন্তু হাঁটা থামাইনি
তার মানে শরীর বলত যে আজ আজ যাওয়া যাবে না। ক্লান্ত-শ্রান্ত লাগত এই আরকি। একটু আর না আ তারমানে আস্তে, আস্তে হাঁটার চেষ্টা করতেন এই আরকি।
একদম। হ্যাঁ একদম। এবং পরবর্তীতে দেখা গেল যে, ১ মাস বা ১.৫ মাসের মাথায় আমার কিন্তু হাঁটাটা খুব সহজ হয়ে আসলো। বিশেষ করে আমি অনেকটা সময় হাঁটতে পারলাম হ্যাঁ। তো এই যে এই, এই যখন আমি বুঝতে পারলাম, যে আমার আসলে এখন হাঁটতে ভালো লাগছে বা আসলে হাঁটাটা আগের থেকে অ তুলনামূলক সহজ হয়ে এসেছে, তখন কিন্তু আমি দৌড়ানো শুরু করলাম এবং সেক্ষেত্রেও কিন্তু আমার আসলে বাধা এসেছে। যে ১ম দিকে দো
ওফ! এটা তো খুবই সুন্দর একটা কথা। <chuckles> ও! এটা কিন্তু দারুণ ব্যাপার ছিল।
হ্যাঁ, ১ম দিকে যখন আমি দৌড়াতে যেতাম, তখন কিন্তু দেখা যেত যে আমি মাত্র মাঠটা এক চক্কর কেটেই আমার খুব আ আসলে ক্লান্ত লেগে গেছে বা আসলে দম সরে যাচ্ছে। তো আসলে আম হুম?
জ্বি, এখান আপনাদের কাছে জানতে অ্যা চাচ্ছি যে, এই যে, যে আপনি য ১ মে একটা প ভালোই এ কষ্ট করলেন, স্ট্রাগল করলেন যে হাঁটাটা শুরু করলেন। হাঁটাটা যখন একটু আপনার শরীর মেনে নিলো তারপরে আপনি দৌড়ানো শুরু করলেন। তা এই দৌড়ানোর ম শুধু কি দৌড়াইতেন? নাকি সাথে অন্য কোনো খেলাধুলাও করতেন? বা জিমে যাওয়া হত কিনা? এই বিষয়টা যদি একটু বলতেন।
হুম। আচ্ছা। অবশ্যই, অবশ্যই জিমেও কিন্তু আমি পরবর্তীতে যেয়ে ভর্তি হই। তবে তার আগে কিন্তু শুধুই দৌড়াতাম। আ যখন আসলে হাঁটাটা হাতে চলে আসলো বা হাঁটাটা খুব ভালো লাগছিলো তখন কিন্তু আমি ১মে এইযে দৌড়ানো শুরু করলাম এবং শুরুর দিকে কষ্ট হচ্ছিল। তবে দৌড়ানোর সময় আমি কিন্তু আম নিজের মনকে বোঝালাম যে আমি আসলে এতদিন কষ্ট করে হেঁটেছি। এখন এই দৌড় ব্যাপারটাও আসলে হ্যাঁ দৌড়াইতে হবে এবং এটাও আসলে আমাকে আয়ত্ত করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি কিন
এখন দৌড়াইতে হবে। হ্যাঁ। আচ্ছা, আ আয়ত্ত করতে কতদিন সময় লেগেছিল আপনার? মনে আছে কি?
আচ্ছা, আয়ত্ত করতে আমার হ্যাঁ, মনে আছে আমার আ কমপক্ষে আসলে সত্যি কথা বলতে ৬ মাস সময় লেগেছে। তবে এই ৬ মাসে অনেক সময় লেগেছে। তবে এই ৬ মাসের জার্নি টাও কিন্তু আসলে খুব চমৎকার। কারণ আমি যখন ১মে দৌড়াতাম তখন দেখা যেত যে আমি মাত্র ৩০ সেকেন্ড, ৩৫ সেকেন্ড, দৌড়িয়ে খুব হাঁপিয়ে যেতাম এবং হ্যাঁ, তো এবং তখন আমাকে কিন্তু আবার ঐযে হাঁটতে হত একদম। তো তখন আমাকে আবার হাঁটতে হত। আমি কিন্তু হাঁটা থামায়নি। ওই যে দৌড়ে হাপিয়ে গেছি তখন কিন্তু আমি কষ্ট করে আবার ঐযে আস্তে, আস্তে হাঁটা শুরু করতাম এবং আবার যখন দেখা যেত যে একটু ও ভালো লাগছে তখন আমি আবার দৌড়ানো শুরু করতাম। তো এরকম করতে, করতে ১ মাসের মাথায় দেখলাম যে আমি আসলে খুব ভালো দৌড়াতে পারছি, যে এ দেখা যাচ্ছে যে যেখানে আগে একদমই দৌড়াতে পারতাম না। সেখানে এখন ২ মিনিট দৌড়াতে পারছি, ৩ মিনিট দৌড়াতে পারছি। আ তো এই জিনিসটা হওয়ার পরে আমি কিন্তু আসলে বুঝে গেলাম যে আসলে আমাকে এইভাবেই খুব আস্তে, আস্তে সামনের দিকে এগোতে
ও বাবা! এটা তো অনেক সময় লেগে গিয়েছে! হাঁপিয়ে যেতেন ম হ্যাঁ। এরকমই হয় মনে হয়। জি। বোঝা যাচ্ছে আপনার কথাতে এটা। আ নি নিজেকে সামলে নিয়ে তারপরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আচ্ছা, তা এই যে, যে দৌড়ালেন, হাঁটলেন এটাতে তো বোধহয় শরীরে অনেক পরিবর্তন হয়েছিল এবং মনে হয় যে আপনার আ তো মেদ চর্বি যেগুলো ছিল শরীরে সেগুলোকে কি ক ক ক কমিয়ে ক কমা শুরু করে করলো? এবং সাথে, সাথে মনে হয় মোটা যতটা ছিলেন ততটাও কমে গিয়েছিলো, ওজনটাও কমে গিয়েছিল। তা এই সময় কি সে খাদ্য অভ্যাসে কি কোন পরিবর্তন করেছিলেন নাকি আপনি এই সময়টাতে?
জ্বি। একদম। হুম। অনেক, অনেক কমা শুরু করল। অনেক অনেকটাই কমে গিয়েছিল। হুম। আচ্ছা, এ এই এই ঘটনাটা খুবই মজার। দেখেন, যখন প্রায় এই যে ৩ মাস ৩.৫ মাস হচ্ছে যে আমি আসলে হাঁটা এবং দৌড়ানো শুরু করেছি এবং ২ তেই আসলে আ বেশ ভালো লাগছে। তবে আ দেখা যাচ্ছে যে দৌড়ানো কিন্তু তখন যে খুব বেশি একটা পারছি এমন নয়। তবে যথেষ্ট এবং সেক্ষেত্রে মোটামুটি চালিয়ে যাচ্ছি। চ তখন আমি চিন্তা করলাম যে আমার কিন্তু আসলে নিজেকে আরো অ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আমি দৌড়ানোর সময় যখন দৌড়ানোটা একটু আয়ত্তে আসলো তখন কিন্তু আমি একটা আ মানে মেথড ফলো করতাম। সেটা হচ্ছে যে আমি আজকে যতটা দৌড়াবো আচ্ছা সেটা হচ্ছে যে আমি আজকে যতটা দৌড়াবো, কালকে তার থেকে যে করেই হোক আমাকে বেশি দৌড়াতে হবে। মানে এর ক হ্যাঁ এটা যদি আমি আজকে, আজকে যদি আমি ২ কিলোমিটার দৌড়াই তো কালকে আমাকে অবশ্যই ৩ কিলোমিটার দৌড়াতে হবে। তো এরকম করেই শুরু এবং সবচেয়ে মজার ব্যাপার যে যখন আসলে এই যে ৩.৫ মাস হয়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে আমি ৬-৭ কিলোমিটার দৌড়াচ্ছি এবং সকালে হাঁটছি, দৌড়াচ্ছি, হাটছি, দৌড়াচ্ছি এটা
মোটামুটি চালিয়ে যাচ্ছেন এই আরকি। কি মেথড ফলো করতেন? যদি, যদি বলতেন। ওহ! এটা খুব দারুন! উ একটা মেথড ছিল আপনার। তার মানে তো আপনি তো নিজেকে পুরোপুরি ফিট করে ফেলেছেন এর মধ্যে দেখা যাচ্ছে। এবং সাথে, সাথে অনেক চেষ্টা করেছেন নিজেকে ফিট করার জন্য এবং অনেক প্রতিবন্ধকতা এসেছে।
একদম, একদম। তো এরকম হ্যাঁ। অবশ্যই আমি আসলে আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। বিশেষ করে এ এই এর পর্যায়ে যেয়ে আমি তখন জিম এ অ্যা জয়েন করলাম এবং জিম এ আমার যে ওস্তাদ ছিল উম
তার মানে আপনি জিম এ প পুরোপুরি প্রিপেয়ার হয়ে জিম এ গিয়েছেন যা দেখা যাচ্ছে।
একদম, একদম, একদম এবং আমার যে ওস্তাদ ছিলেন ওস্তাদকে আমি সব বুঝিয়ে বললাম যে, "আমি এটা করছি।" এবং তিনি কিন্তু আমাকে তখন খাওয়া দাওয়ার ব্যাপারে নজর দিতে বললেন। বিশেষ করে যেটা হচ্ছে যে তেল জাতীয় খাবার খাওয়া যাবে না। হ্যাঁ
আচ্ছা, আচ্ছা। খাবার দাবারটা তাহলে পরে আসলো। একটু, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে মোটামুটি এ স্থূলতাটা কমিয়ে তারপরে আপনি জিম এ গেছেন। আচ্ছা, খুব ভা খুব ভালো কাজ করেছেন। এইরকম কিন্তু আসলে সবাই করে না। দেখা যায় যে অনেক মোটা থাকা অবস্থায় তখনই একদম সরাসরি জিম এ চলে যায়। আপনি কিন্তু নিজের স্টামিনা টা বাড়িয়ে নিয়েছেন। এবং তারপরে হচ্ছিল পুরো মোটামুটি ফিট করে ফেলেছেন।
একদম, একদম। একদম। হুম। একদম। কারণ আমি কিন্তু আসলে নিজেও অতটা আত্মবিশ্বাস ছিলাম না। হ্যাঁ নিজেও আমি আসলে অতটা আত্মবিশ্বাসী ছিলাম না যে আমি গেলে পারব। এবং আমার কিন্তু এই যে আ এই যে স্ট্রাগল টা এটা কিন্তু সবসময় হয়েছে। যেমন যখন জিম এ গেলাম তখন আমি কিন্তু দৌড়াতে খুব ভালো পারছি বা মোটামুটি পারছি সেক্ষেত্রে জিমে যেয়ে কিন্তু আমার কষ্ট হয়ে যেত। কিন্তু এই যে ওস্তাদ আসলে আমার ব্যাপারটা যখন বুঝলেন বা তখন তার সঙ্গে যখন আমি আলোচনা করলাম আমি কিন্তু আ দেখা গেল যে যখন আমি ১ বেলা দৌড়াতে যেতাম তখন কিন্তু আমি এখন ২ বেলা দৌড়াতে যাচ্ছি এবং ১ বেলা জিম এ যাচ্ছি। তো নিজের প্রতি কিন্তু হ্যাঁ।
ও! তার মানে তো আপনি আরো, আরো হচ্ছে হল নিজেকে আরো পরিশ্রমী করে তুলছেন।
আমার উৎসাহটা আসলে অনেক গুণ বেড়ে গিয়েছিল এবং সেই ক্ষেত্রে আমি কিন্তু তখন হ্যাঁ, অহ
জ্বি, আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে এ যে ও আ আপনি যে পরিমাণ পরিশ্রম করেছেন নিজেকে সঠিকভাবে ফিরিয়ে আনার জন্য এবং রুটিন মাফিক চলেছেন এটা অত্যন্ত প্রশংসনীয়।
আসলে, আসলে যখন বোঝা বোঝা গেল যে আমার শরীরটা ভালো হচ্ছে বা আমি আসলে সব কাজে শক্তি পাচ্ছি তখন কিন্তু মন থেকেই আসলে উৎসাহটা চলে আসে। বিশেষ করে এই যে খাওয়া-দাওয়ার কথা বলছিলেন। তখন কিন্তু আমি যেমন বুঝলাম যে আসলে খাওয়াদাওয়াটাও সচেতন হতে হবে। আমি কিন্তু তখন একদম শাকসবজি খাওয়া শুরু করলাম। যেমনটি আমার ওস্তাদও বলেছিল যে আসলে হ্যাঁ, একদম না, একদম না। ১ম দিকে আমার, আমার মনে হত যে একদম, একদম। আমার ওস্তাদ আহ
ও আচ্ছা। তার মানে মেদযুক্ত খাবার আপনি খা খাওয়া বাদ দিয়ে দিচ্ছিলেন এবং সাথে, সাথে হচ্ছে হলো খাবারটা বেছে, বেছে খাচ্ছিলেন মনে হচ্ছে আপনার কথায়। এবং সাথে, সাথে, সাথে খুব ভালো করেছেন আপনি যে, যে জিনিসটা হয়েছে যে আপনি ব এ জিম এ গিয়েছেন তার আগে হচ্ছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেছেন, নিজের স্টামিনা বাড়িয়েছেন এবং সাথে, সাথে আগের থেকে অনেকটা কমিয়ে নি আ শরীরটাকে অনেক কমিয়ে এনেছেন। এখন আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাচ্ছি সেটা হচ্ছে হলো কি? যে আপনি যখন এই যে কর্ম ব্যস্ততা এ ঢুকলেন ওই সময় তো অনেকটা মোটা ছিলেন। কোন দুরারোগ্য ব্যাধিতে কি আপনি আক্রান্ত হয়েছিলেন? বা এরকম কোন সমস্যায় কি পড়েছিলেন নাকি?
হ্যাঁ, আমার একদম। হুম? আর আচ্ছা দুরারোগ্য কোনো ব্যাধিতে আক্রান্ত হইনি। কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমি খুব সহজে ক্লান্ত হয়ে যেতাম। এখন আমার আ যেটা মনে হয়েছে যে আসলে আমি এত কাজ করছি কারণ দেখেন কাজ তো সবগুলোই পরিশ্রমের। আপনি যে কাজই করেন না কেনো এবং বিশেষ করে আমাকে কিন্তু অনেক বেশি পরিশ্রমের কাজ করতে হতো। দেখা যেত যে অনেক জায়গায় যেতে হতো এবং অনেক সময় কিন্তু আমি আ হ্যাঁ, অনেক দৌড়াদৌড়ি করতে হতো। তো সেই ক্ষেত্রে আমার কিন্তু নিজের কাছেই খারাপ লেগেছিল যে আসলে আমি যদি আম নিজের যত্ন না নেই আমি কিন্তু কাজটা যেমন ঠিকমত করতে পারব না। সেইক্ষেত্রে দেখা যাবে যে আসলে আ নিজের কাছেই আমার নিজেকেও একদম ভালো থাকত না। একদম ভালো থাকত না।
হ্যাঁ, দৌড়া দৌড়াদৌড়ি করতে হত। অ্যা অউ মন-মেজাজটা, শরীরটাও ভালো থাকবে না, মনটাও ভালো থাকবে না। অ্যা জি আপনার কথায় বোঝা যাচ্ছে। এইযে যে আপনি এই, এই পরিবর্তনটা এনেছেন এখন তো নিশ্চয়ই অনেক সুদর্শন হয়েছেন এবং আগের থেকে নিজেকে অনেক ফিট করেছেন। তা এইক্ষেত্রে হচ্ছে হলো আপনার পরিবার কীভাবে সহায়তা করেছে? যদি একটু বলতেন।
আচ্ছা। আচ্ছা এ আচ্ছা পরিবার আসলেই সহায়তা করেছে। বিশেষ করে তারা যখন আমার এই পরিবর্তনটা দেখলো এবং শুধু পরিবার না আমার পরিবার, বন্ধু-বান্ধব সবাই কিন্তু আমাকে চমৎকার উৎসাহ দিয়েছে। বিশেষ করে যখন আমি জিমে যাওয়া শুরু করলাম এবং এতটা আসলে আ দেখেন আমার ১ম এ মনে হতো যে আমার কাছে সময় থাকবে না। পরবর্তীতে যখন আসলে এই রুটিন সময় ঠিকই হয়ে গিয়েছে। তো সেইক্ষেত্রে আমি কাজ করার পরে জিমে যেতাম এবং সকালে ভোরে উঠে কিন্তু আমি দৌড়াতে যেতাম। তো পরবর্তীতে আসলে হ্যাঁ, হ্যাঁ।
সময়ে সময় ঠিকই হয়ে গিয়েছে। তা তো তাহলে তো আপনার ঘুমের অভ্যাসটাও ঠিক মতো হয়েছে এবং দেখা গিয়েছে যে, যে কি আপনি সঠিকভাবে পরিশ্রম করাতে অ্যা শোওয়ার পরেই ঘুমিয়ে যাচ্ছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইলেকট্রনিক্স ডিভাইসে অনেক, অনেক সময় ব্যয় করে থাকেন। সেগুলো বোধহয় করছিলেন না এবং সঠিকভাবে রুটিন অ অ মাফিক চলার কারণেই আপনার এই ওজনটা কমে গিয়েছে এবং এখন সুস্থতা বোধ করছেন। তো আগের জীবনটা কেমন ছিলো? আর যদি এখনের জীবনটার কথা বলেন এই ২ টার মধ্যে তো পার্থক্য নিশ্চয়ই আছে এবং এই পার্থক্যটা কতটুকু এবং কেমন লাগছে এখনের জীবন?
একদম, একদম। হুম। অনেক কমে গিয়েছে। আসলেই। আসলে সুস্থতা যেমন হ্যাঁ। অবশ্যই। অবশ্যই, দেখেন এইযে দৌড়ানোর বা এইযে আসলে শরীর চর্চা করার কথা। তো তখন কিন্তু এই শুরু করার আগে আমার মনে হতো যে পারব না বা বিশেষ করে এইযে, সময় পাবো না, পারব না। তো এখন মনে হয় যে এগুলো কিন্তু নি নিতান্তই আ আসলে আ এক্সকিউজ বা অজুহাত হিসাবে হ্যাঁ, সাধারণ জিনিস। তো এটা কিন্তু আসলে ইচ্ছা করলে পারা যায় এবং এখন আমার সব থেকে ভালো লাগে দেখেন এখন আমি কিন্তু বিভিন্ন দিন আছে, ছুটির দিনে আমি প্রায় ৩৫ কিলোমিটার দৌড়াই। আমি কিন্তু আর কিছুদিন পরে ম্যারাথন দৌড়াতে চাই। হ্যাঁ। তো
এটা না ন সাধারণ জিনিস যে অজুহাত দেওয়া। অ তো অ অনেক দো দৌড়ান আ আপনি কি আ যে যেহেতু আপনি ৩৫ কিলোমিটারের কথা বললেন। এটাতো হি তার মানে সাধারণ একটা মানুষের পক্ষে সম্ভবই না! আপনি যেভাবে নিজেকে গড়ে তুলে গর গ গড়ে তুলেছেন।
হুম। অ্যাগ আসলেই সম্ভব। যেমন না, না য্যা এটা আসলেই সম্ভব। কারণ আমি যখন নিজের জীবনের দিকে তাকাই এবং আমার একদম ১ম দিককার কথা যখন মনে হয় যে আমি মাত্র ৩৫ সেকেন্ড দৌড়ে দৌড়ানোর পরে হাঁপিয়ে যেতাম। আর এখন আমি ৩৫ কিলোমিটারও দৌড়াতে পারি। হ্যাঁ, তো সেইক্ষেত্রে আমার কাছে মনে হয় মানুষ ইচ্ছা করলেই পারে ব্যাপারটা এবং শু শুধু নিজেকে আসলে একটু মন থেকে জোর দেওয়া যে, "আমি আজকে যতটা করছি নিজের জন্য, কালকে তার থেকে একটু বেশি করব" এবং সেই ক্ষেত্রে দেখেন
ও ৩৫ কিলোমিটার দৌড়াচ্ছেন, এটাতো অনেক একটা বিশাল ব্যাপার! জি, আপনার কথা থেকে সেটাই বোঝা যাচ্ছে এবং যেটা উম যেটা বু আরেকটা জিনিস জানতে ইচ্ছে করছে যেহেতু আপনি এরকমভাবে দৌ দৌড়াচ্ছেন কোনো ম্যারাথন বা কোনো প্রতিযোগিতায় কি অংশগ্রহণ করে থাকেন? এগুলো কি আকর্ষণীয় হয় আপনার জন্য?
একদম। অবশ্যই, অবশ্যই। আমি খুব শিগগিরই আচ্ছা, এটা আসলে আমার এই যে, ৩৫ কিলোমিটার দৌড়ানোর পেছনেও কিন্তু এই ম্যারাথনের কারণ। কারণ আমি আ আমি একটা ম্যারাথন দেখেছি, সেখানে ৪৪ কিলোমিটার মানে ফুল ম্যারাথন যেটাকে বলে, সেটা দৌড়াতে হবে। তো এই, এই দৌড়ানোর হ্যাঁ। এই দৌড়ানোর প্রস্তুতির জন্য আমি আসলে এই আ মানে ৩৫ কিলোমিটার দৌড়াচ্ছি বা তো সেইক্ষেত্রে আমাকে নিজেকে আসলে আরেকটু সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ আমার ৩৫ কিলোমিটার দৌড়াতে সময় লাগে ৫ ঘন্টা। যেখানে আমাকে ৪৪ কিলোমিটার দৌড়ানো উ উচিত ৫ ঘন্টায়। তো আমি আসলে সেটাই চেষ্টা করছি হ্যাঁ। হ্যাঁ, নিজেকে আরেকটু সামনের দিকে নিয়ে যেতে হবে এবং আমার বিশ্বাসটা আসলে লেগে থাকলে হবে।
ও আচ্ছা। তাহলে তো এটা আরেকটু বেশি এ এটা থেকে। ও। জ্বি, আরেকটু এগিয়ে নিয়ে যেতে হবে মনে হচ্ছে। আহ আচ্ছা, আরেকটা জিনিস আপনাকে একটু জানতে ইচ্ছে করছে, যে নতুন যারা আছে অনেকে এরকম মোটা হয়ে আ রয়েছে বা অলসতায় হচ্ছে এরকম দৌড়াচ্ছে না বা ব্যায়াম করছে না। তাদের জন্য যদি কিছু একটু বলতেন।
হুম। অবশ্যই। দেখেন আসলে নিজের থেকেই বুঝতে হবে যে আসলে আমি চাইলেই পারব। দেখেন আমি যদি আমার পুরনো অ দিনের দিকে তাকাই, আমার কিন্তু ওই যে বললাম যে ৩৫ সেকেন্ড দৌড়ানোর পরেই হতাশা আ মানে আমার মনে হত, আমি আর পারব না। কিন্তু সেটা কিন্তু আজকে এইযে এতবড় একটা মানে মাত্রায় চলে এসেছে। তো এটা আমি যদি পারি, তো এটা যে কেউই পারবে। কারণ আমারও একদমই মনে হত যে আমি পারব না।
নাহলে হতাশা ছিল, কষ্ট ছিল। জ্বি আচ্ছা। আপনার কথা থেকে সেটাই চে সেটাই বোঝা যাচ্ছে। যে আপনি খুব আ ভালো নিজেকে স্বাস্থ্যবান করেছেন এবং এর জন্য অনেক পরিশ্রম করেছেন। মনের ইচ্ছা, শরীরের ইচ্ছা না থাকলেও মনের ইচ্ছা থেকে জোর দিয়ে করেছেন। তো আপনি ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে।
একদম। আপনাকেও অনেক ধন্যবাদ। আমার এই কথাগুলো বলতে পেরে আমারও খুবই ভাল লাগছে।
ধন্যবাদ।